হ্যাঁ, টিকা দিয়েছি। <chuckles>
আনফরচুনেটলি বা ফরচুনেটলি যেটাই বলি, আমি কিন্তু টিকা দেই নাই। কারণ আ আমি জানি না কেন যেন আমার মনে হচ্ছিল যে টিকা দেওয়াটা আমার জন্য উচিত হবে না। তো পরে যখন আমার আমার পরিবারটা সবাই দিয়েছিল আমি আর আমার আম্মুকে মানে আ আমার মাকে আরকি টিকাটা দিতে দেইনি। কারণ উনি হার্ট এর হার্ট হার্ট এর পেশেন্ট।
হু, হু। বাহ! আচ্ছা। উহুম। আচ্ছা। উহু, উহু। আচ্ছা। উহু, হু হু, উহু, হু, হু, বুঝতে পেরেছি।
তো আমার কাছে মনে হচ্ছিল যে উনার মনে হয় একটু প্রবলেম হতে পারে। তো আমি আম্মুকেও দেওয়াই নি, আমি দিইনি। তো দেখলাম যে আমার পরিবারের যারাই মানে করোনা টিকা দিয়েছে, এদের মধ্যে না ওই যে অ্যালার্জি প্রবণতাটা না বেড়ে গেছে। মানে এমনও হয়েছে যে আমার পরিবারের অনে মানে কারোর অ্যালার্জি ছিল না। সে অ্যালার্জি টা তাদের এখন হচ্ছে। তো এই জিনিস কিন্তু অনেকখানি বদলে গেছে। মানে আমার ধারণাটা কেন জানি যানি না আমার মনে হচ্ছিল যে কোন একটা ঝামেলা আছে। তো ওই ধারণাটাই একদম
হু, হু। আচ্ছা। আচ্ছা। উহু, হু। উহু, হু, হু, হুম। হু, হু, <chuckles> আচ্ছা। হু। উ হু, জ্বি। এইটা যেহেতু, আসলে সত্যি কথা বলতে কি করোনা যারা, যারা আক্রান্ত হয়েছিল, তাদেরকেও কিন্তু আসলে চিকিৎসা করতে যেয়ে কিন্তু উম বেশ কিছু স্টেরয়েড দিয়ে আসলে চিকিৎসা করা হয়েছিল। তাই না? এবং চিকিৎসার পরে তাদের কিন্তু অনেকেই অনেক রকমের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারো হচ্ছে যে "অস্টিওপোসিসের" মতো হচ্ছে সিরিয়াস ইস্যু দেখা যাচ্ছে যেখানে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। ঠিক আছে? পরে হুম, মেরুদন্ডে হু, হু।
জ্বী। জ্বি। হুম। হ্যাঁ। একদম, একদম। হম। একদম। তো সেই ক্ষেত্রে আমার মানে আমার মনে হয় ছোটখাটো একটা করোনা করোনা হয়ছিল আমি জানি না। আমার নাকে আমি স্মেল পাইতাম না। প্লাস আমার মাথাটা একটু ভার হয়ে থাকত। কিন্তু কোন শরীরের জ্বর ছিল না। এটা অনেকদিন ছিল। প্রায় ৩ থেকে ৪ মাস। ঐ যে বললাম ঘরোয়া টোটকার মাধ্যমে আমি হচ্ছেলো গিয়ে সেরেছি। আমার দাদি, আমার নানি, আমার মা মানে এই কয়জন মানুষ আমাকে খুব বেশি প্রেশারাইজ করত এসব খাওয়ার জন্য। তো তখন হচ্ছিল গে ৩ মাস পর্যন্ত আমার আরকি এই জিনিসটা দীর্ঘ ছিল। বাট তারপরেও আমি টিকাটা দেইনি। তো মানে এইভাব দেখা গেছে কারণ ঐ সময় ডিসকারেজ কেন হয়েছিলাম, আমি বলি। কারণ ওই যে, টিকা নিয়ে কিন্তু অনেক ধানাই-পানাই হচ্ছিল আমাদের দেশে। ওই এখন আমার কথা হচ্ছিল গো ও যে আমাকে অরিজিনাল টিকা দিচ্ছে সেটা আমি বুঝবো কেমনে? ইভেন পরে যখন আমি খবরে দেখলাম যে আমেরিকার মত জায়গাতেও মানে টিকা দেওয়ার পরেও কিন্তু মানুষের মৃত্যুর সংখ্যা কিন্তু আস্তে, আস্তে, বেড়ে গেছে। ঐ যে ভী ভয়-ভীতিটা যে ভিতরে ঢুকছে। মানে আর আমি বের করতে পারি নাই। ভাই আমার দরকার নাই। আমি মরলে ন্যাচারালি মরব। বাট এইভাবে টিকা টিকা, দিয়ে আমি মরতে চাই না। মানে এই জিনিসটা আসলে আমার
আচ্ছা। আচ্ছা। হু, হুম। আচ্ছা। হু, হু, আচ্ছা। হুম। হু, হু, আচ্ছা। উম আচ্ছা হু, হু। হুম। উহু, উহু। উহু, হু, হু, হু, হু, হু, হু, হু। জ্বি। হুম, হুম, আচ্ছা, হ্যাঁ। হু, হু। উহুম হুম। হু, হু। <laughs> যাই হোক আসলে আ মানে আমাদের অভিজ্ঞতা তো আসলে অনেক কিছুই পার করে আসলাম আমরা। আ আশা করি যে আসলে এরকম কিছু আসলে আর অভিজ্ঞতা আমাদেরকে হতে হবে না, অভিজ্ঞতার মুখোমুখি।
হ্যাঁ। সেটাই। অনেকে বলে যে, go with the flow আমার মাঝে, মাঝে, মনে হয় go with the flow না যাওয়াই ভালো। মাঝে, মাঝে, একটু ব্যতিক্রম থাকা ভালো।
উম সেটাই। যাই হোক, গল্প করে বেশ ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক, অনেক ধন্যবাদ।
সেটাই। খুব ভালো থাকবেন আপনি। পরবর্তীতে আবার কথা হবে। শুভরাত্রি। ধন্যবাদ।
জ্বি, শুভ রাত্রি।

হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছেন। আ এই করোনার মধ্যে যে আপনি আর্থিক অবস্থার কথা বললেন, যারা জব করতো, জব তো হারাইছেই অনেক মানুষ। কিন্তু যারা জব করত তাদের না মানে সেলারিটা ৫০% করে দিয়েছিল। মানে যেহেতু তারা ওয়ার্ক ফ্রম হোম এরকম একটা সিচুয়েশন ছিল। তাই সেলারির বিষয়টাও কিন্তু হাফ, হাফ হয়ে গিয়েছিল। ইভেন দেখা গেছে যে মানে যেই জিনিসটা বদলে গেছে, আমি মনে করি এটা একটা ব্লেসিংস এর মতই। ওই সময়টার আগে কিন্তু মানুষ অত বেশি টেকনোলজির উপর কিন্তু অত বেশি ডিপেন্ডেন্ট ছিল না। মানে সবকিছু মানে সরাসরি করত। এরপর কিন্তু মানে এই করোনা আসার পরে দেখা গেছে যে ভার্চুয়ালি যেই ব্যবস্থাটা আছে এটা কিন্তু খুব ভালোভাবেই বলতে পারি যে প্রকোপভাবে শুরু হয়ে গেছে। এখন কেউ যদি ধরেন ভাষায় স্ট্রাক হয়ে গেছে বা কোনো কাজে স্টাক হয়ে গেছে। সে কিন্তু অনায়াসে ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করতে পারছে। তারপর তার পেপারস গুলো সাবমিট করতে পারছে। তো এই কাজগুলোতে মানুষ একটুখানি ইউস টু হয়ে গেলো। মানে বদলটা কিন্তু বেশ সাংঘাতিক একটা যে বললেন যে মানুষ কিন্তু একটু অসামাজিক হয়ে গেছে। মানুষের প্রতি মানুষের যেই আ আত্মিক যে সম্পর্কে যে বিষয়টা এটা অনেকখানি কমে গেছে। আবার অন্যদিকে ডিজিটাল যেই আ সোশ্যাল মিডিয়া এর উপর যে নির্ভর হওয়াটা বা ডিজিটাল মার্কেটিং বা শপিং টা বলেন, সেটা কিন্তু অনেকখানি বেশি বেড়ে গেছে। আগে দেখা গেছে যে সব মানে আমার ক্ষেত্রে হয় যে শপিং করতে যেতাম খুব ভালো লাগতো। এখন এমন হইছে যে করোনার মধ্যে, যে ঘরে বসে শপিং করতে, করতে, এখন আর বাইরে যেতে ভালো লাগে না যে অনলাইন এ অর্ডার দিলেই তো পেয়ে যাচ্ছি। আবার পছন্দ না হলে ফেরত দেওয়ার একটা সিস্টেম আছে।
জী। উ হুম। হু, হু। হু, হু। হুম, হুম। আচ্ছা, হ্যাঁ। হু, হু, হু। হু, হু, হু। হু, হু, হু। জ্বি। হু, হু। হুম, হুম। হু, হু। হু, হু একদম। একদম, একদম। জ্বী। হু, হু। হুম, হুম, হুম, হুম, হুম। হু, হু। হুম। হু, হু, হু। জ্বি, জ্বি। হুঁ, হুঁ, হুঁ, জ্বি। হু, হু। উঁ হুঁ। হুম। <chuckles> ঠিক। জ্বী। হু, হু। হু। হ্যাঁ, অব হু, জ্বি। হু, হু, হু। হু, হু, হু। হুম। জ্বি। হুম, আচ্ছা। হু, হু, হুম, হুম। জ্বি। জ্বি। এ এটা ঠিক এটা ঠিক। এটা ঠিক। আমার কাছে মনে হয় যে এম আমাদের অ্যাম অভ্যাসগত আসলে বিশাল একটা পরিবর্তন চলে আসছে। এবং আমি মনে করি কি যে অ্যাম অনেক মানুষেরই আসলে অভ্যাসগত পরিবর্তনটা আসছে। আগে দেখা যেত কি যে আমরা বাইরে থেকে এসে একটু হাত, পা ধোয়া নিয়েও কিন্তু অনেক একটু আলসেমি হত। এখন এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু
হ্যাঁ। একদম, একদম। হুম। জি। হ্যাঁ, এটা আসলেই দ্যা এটা আসলেই খুব মানে চেঞ্জেবল একটা পরিবর্তন আরকি দে দেখতে পারছি।
হ্যাঁ।